আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে গিয়ে আপনার যেকোনো জল সংরক্ষণের ক্ষেত্রেই হোক, এটা যদি বৃষ্টি হয় তাও তো অনেক ভালো। বৃষ্টি না হলেও কিভাবে তারা করতে পারে?
হ্যা। জ্বি, জ্বি। আসলে দা নরমালি দেখা যায় যে সব জায়গায় যে ছাদের মধ্যে ট্যাংকির মধ্যে হচ্ছে যে বৃষ্টির পানিটা বা সরি বৃষ্টির পানি না মানে পানি সংরক্ষণ করে রাখে। আর শহরাঞ্চলে আসলে বৃষ্টির পানিটা খাওয়াটা অতটা যৌক্তিক না। কেননা কারণ শহর অঞ্চলের বায়ুটা খুব দূষিত। এবং শহরের অঞ্চলের বায়ুতে থাকে হচ্ছে আপনার আ কার্বন ডাই-অক্সাইড তো থাকে অনেক বেশি। Carbon monoxide থাকে, salfar dioxide থাকে হ্যা, তারপরে naitrous oxide থাকে naitric oxide থাকে। এ এগুলা কি করে আপনার পানির অনুর সাথে মিশে এসিড তৈরি করে। হ্যা, হ্যা একদমই এসিড তৈরি করে যেটা সত্যি কথা আরকি। তো এসিড খেলে তো সমস্যা হবেই, তাই না? তো এজন্য অ স
পানি সংরক্ষণ করে রাখেন। হ্যা। ও। Carbon monoxide। Sulfur ও থাকে, হ্যা। একদম। হুম, হুম। বিষাক্ত তৈরি করে, এসিড তৈরি করে। ও! এইজন্যেই কি জ্বর চলে আসে নাকি?
হ্যা, হইতে পারে। এটা কিন্তু মানে যারা বৃষ্টির পানিতে ভিজে এবং এটা একটু হইলেও তার গায়ের ভিতর দিয়ে লোমকূপ দিয়ে হলেও তো তার ভিতরে ঢুকে, তাই না? সে না খেলেও তার ভেতরে, তো এইগুলা কিন্তু প্রভাব ফেলে। দেখেন আপনার এইযে গ্রাম দেশে আ ছেলেমেয়েরা কিন্তু বৃষ্টি পানিতে ইচ্ছামত দাপাদাপি করে, কিন্তু কিচ্ছু হয় না। আর শহরে একটু মাথার ভেতরে ১ টা, ২ টা ফোটা পড়লেই জ্বর চলে আসে। কি এক আজব ব্যাপার! হ্যা, তো এইরকমভাবে তারা মানে অনেক সচেতন হয়ে আমার মনে হয় যে শহরের লোকজন পানি সংগ্রহ করা উচিত। আর ট্যাংকির ভেতরেই করতে পারে। বোতল-টোতল আছে, প্লাস্টিকের বোতল এগুলাতে বালতির মধ্যে এগুলাতেও করতে পারে চাইলে।
<chuckles> হুম। ঢুকে অবশ্যই। প্রভাব ফেলে। হ্যা, কিছু হয় না। জ্বর চলে আসে, হ্যা। জ্বি। উচিত। <chuckles> ও। না, এটা তো বেশ ভালো একটা প্রক্রিয়ার কথা বললেন যে ট্যাংকির মধ্যে একবারে করে ফেলতে, ঝামেলাটা শেষ। তো এইক্ষেত্রে কিন্তু দেখা যায় কি যে আ ধরেন হচ্ছে গিয়ে আ না হয় বৃষ্টির কথা তো আসলে গেলোই বাস জল সংরক্ষণের কথা তো আসলে হইলোই যে অনেকভাবে করা সম্ভব। তবে এক্ষেত্রে নিজের ঘরবাড়ির যেই পানি বা, যেটা আসলে দৈনন্দিন জীবনে লাগতেছে, হ্যা? মোটর দিয়ে তোলা। ঐ পানি সংরক্ষণ কি করা দরকার? নাকি অপচয় আসলে ঐযে মানুষজন বেশি করে ফেলে অনেক সময় যেটা দেখা যায় যে আ পানি ছেড়ে রাখতেছে। পানি তো আছেই তারা ভাবে, তো এই বিষয়টা অভাব নাই। এটা তো তারা ভাবে এবং বিভিন্নভাবে ধরেন হচ্ছে গিয়ে হাত ধুইতেছে, হাত ধোয়ার সময় বা ধরেন হচ্ছে হাতমুখ ধুচ্ছে তখন পানিটা আসলে চালায় রাখতেছে, অজু করতেছে পানি চালায় রাখতেছে এবং আ মানে অপচয় কিন্তু করতেছে। তো এইটা কিভাবে আ প্রভাব ফেলতেছে?
হু, হু। হ্যা, হ্যা, হ্যা। হ্যা, হ্যা, সত্যি কথা। হ্যা। হ্যা, হ্যা। <chuckles> যে অভাব নেই, অফুরন্ত। <chuckles> একদম।